আমি আ মিউজিকের যেকোনো অনুষ্ঠানেই আ যদি আমি উপস্থিত থাকতে পারি। তাহলে হচ্ছে আমার খুব ভালো লাগে। কারণ দেখা যায় আ আমার মনে হয় যে, আমরা এভাবে সাউন্ড সিস্টেম এ বা মোবাইলে, ল্যাপটপে বা এয়ারফোন, এয়ারবাড দিয়ে শুনে আ ম হয়তো গানের 25% ফিল আমরা পাই, হ্যাঁ? আ আসলে অরিজিনাল গানের যে ভাইব আসল গানের যে ভাইব, সেই গানের খুব অল্প ভাইব আমরা পাই। আর যদি সামনাসামনি সেটা শোনা যায়, মঞ্চ থেকে না যদি আসলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, একসাথে ১০ জন বসছি হ্যাঁ, একসাথে ১০ জন বসছি সেখানে গানটা গাওয়া হচ্ছে। তো ঐ ক্ষেত্রে হচ্ছে গানের আসল ফিলটা পাওয়া যায়, আমার যেটা মনে হয়, বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু ওইটা তো আর সবসময় সম্ভব হয় না। এজন্য হচ্ছে মাঝে, মাঝে যখন স্টেজ পারফরম্যান্স হয়, আ বা কোন অনুষ্ঠান হয়, সেগুলো হচ্ছে যতদূর সম্ভব আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। সবগুলাই আমি উপভোগ করি, এবং ভালো লাগে কিন্তু আ উন্মাদনার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে কনসার্ট হ্যাঁ, কনসার্ট আ আ মানে ওইরকম ধরেন হেভি একটা কনসার্ট হইলে, সেক্ষেত্রে যে মিউজিকের যে উন্মাদনা ওই জিনিসটা আসলে যেটা পাওয়া যায়। তো আমি মনে করি উন্মাদনা হচ্ছে ২ টা ক্ষেত্রে আছে ঐরকম এক্সট্রিম লেভেলের উন্মাদনা ২ টা ক্ষেত্রে আছে। যে আপনি ধরেন যে মানে, ফুল এনার্জেটিক হয়ে যেকোনোভাবে আপনি ফুল এনার্জেটিক হয়ে যদি আপনি একটা কনসার্টে, একটা ওইরকম ভাইবের মধ্যে ঢুকতে পারেন, ওইটা হচ্ছে ওইরকম এক্সট্রিম লেভেলের একটা ফিলিংস। আরেকটা হচ্ছে যদি আপনি ওইরকম এক্সট্রিম লেভেলের কোন আ মিছিল-টিছিল, বা আন্দোলনে থাকেন, যেখানে হতে পারে না মানে এক্সট্রিম লেভেলের কেওয়াত চলতেছে। তখন হচ্ছে, এই ২ টা ফিলিংস হচ্ছে আমি খুবই ব্যতিক্রম পাইছি, যেটার সাথে হচ্ছে নরমাল অনেক কিছু মিলে না আরকি কোন, কোন ক্ষেত্রে এই ২টা হচ্ছে এক্সট্রিম লাগছে আমার কাছে। এই যেই ফিলিংসটা এক্সট্রিম বা মানে ভালো লাগার সর্বোচ্চ মাত্রা যেটাকে বলে আরকি। খেত
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। খোলা গলায়। আচ্ছা। চমৎকার! একদম, হুম, হুম। বাহ! চমৎকার! হু, হু। আচ্ছা। আহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম, হুম। হুম, হুম। আচ্ছা। চমৎকার, চমৎকার! চমৎকার! <chuckles> হ্যাঁ, বোঝা যাচ্ছে চমৎকার, চমৎকার! আসলে আপনি যেভাবে করে শহর এবং গ্রামের সংগীত নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করলেন, এবং আ বোঝা যাচ্ছে আপনি আসলে অনেক বেশি গান শুনেছেন। জীবদ্দশার ক্ষেত্রে যতদিন আসলে বেঁচে আছেন, দেখা যাচ্ছে গান শুনে যাওয়া হবেও আপনার, এবং আ গানের প্রতি আপনার ভালোবাসা কিন্তু বেশ চমৎকার! যাই হোক আব অনেক আ ধন্যবাদ আসলে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। সামনের দিনগুলোর জন্য অনেক বেশি শুভকামনা রইলো, যেন আপনি আরো বেশি গান শুনতে পারেন, আ এবং আ এই গ্রামীণ সংস্কৃতির সাথে ব্যাপারটা যেন আপনার মধ্যে আরো বেঁচে থাকে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।